না। খেয়াল করেনি।
মানে plastic যে একটা দানবের মতো আমাদের পরিবেশটাকে নষ্ট করছে। আ সেটা বোঝাতেই কিন্তু এই যে plastic এর বোতল, তারপর কাগজ, আ plastic এর যে কাগজগুলো রয়েছে, চিপসের packet। এই সমস্ত জিনিস দিয়ে অ্যা ও কো কিছুদিন আগেই হয়তো বছর খানিক আগে তারা একটা আ দৈত্য বানিয়েছিল মানুষকে বোঝানোর জন্য। একটা আ কাল্পনিক অর্থে বোঝানোর জন্য এটা তৈরি করেছিল। তারপরও কিন্তু মানুষ আসলে বোঝে না, আ যে আসলে আমরা আ এইসব পণ্য নির্দিষ্ট স্থানে না ফেলে যে সমুদ্রের, এবং পরিবেশের কতটা ক্ষতি করে ফেলছি।
ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলেছেন। তো হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। আমি মনে করি যে, এইভাবেই সচেতনতা বাড়ানো উচিত। আর আমি মনে করি এটাও মনে করি যে আমাদেরই আসলে এই পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ আমরা আমাদের পরের generation কে যদি ভালো ভাবে বুঝাইতে পারি যে, কিভাবে আমরা আমাদের পরিবেশ রক্ষা করতে পারি, তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পরের generation রাও আমাদের মতো চেষ্টা করবে ভালো পরিবেশ ভালো রাখার। অন্যদিকে যদি আমরাই হেলানি দেই, তাহলে দেখা যাবে যে পরের generation রা আরও বেশি করতেছে। কারণ আমরা যেটা করব আমাদের পরের generation আমাদের থেকে আরও বেশি করবে। তো আমরা যদি ভালো থাকি অবশ্যই আমাদের পরের generation অনেক ভালো থাকবে ইনশাল্লাহ।
জি। উম! জি। উম, হুম। জি। একদম ঠিক বলেছেন। উম। জি ঠিক বলেছেন। আসলেই একদম।

হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সু সমুদ্রের উপরে তাহলে কোন ভালো option নেই।
জি। <chuckles> হ্যাঁ, একদম ওই যে সমুদ্রের পাড়ে গিয়ে আ একটা চেয়ার ভাড়া করে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে বসে থাকা যায়। আ বিভিন্ন ধরনের খাবার খাওয়া যায়। বাদাম, তারপর আ ঝালমুড়ি। এ নানান ধরনের খাবার কিন্তু একটু পরপর আ ফেরিওয়ালা নিয়ে আসে আমাদের সামনে। আর সমুদ্র দেখতে, দেখতে, কিন্তু এটা বেশ আ আনন্দদায়ক।
হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। আর সমুদ্র যে শুধু দিনের বেলায় আরা আরামদায়ক আমি এটা মনে করি না। আমি মনে করি যে সমুদ্র রাতের বেলাও অনেক আরামদায়ক। <smacks lips> কারণ রাতের বেলায় কিন্তু
জি। হ্যাঁ, রাতের সৌন্দর্য তো অন্যরকম।
রাতের বেলা কিন্তু পুরো আরকি, স আরকি সৈকতটাই ফাঁকা হয়ে যায়। ওই ক্ষেত্রে শুধু সমুদ্রের শুধু আওয়াজটা পাওয়া যাচ্ছে, ঢেউয়ের আওয়াজটা পাওয়া যায়। আর যদি এটা পূর্ণিমা রাত হয়ে থাকে তাহলে ওটা অনেক ভালো। হ্যাঁ, তা তো অবশ্যই।
হুম। জি। জি, ঢেউয়ের গর্জন। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো লাগে এবং আমার কিন্তু ওইযে সমুদ্রের পাড়ে হাঁটতে, হাঁটতে আ সমুদ্রের যে আপ আ বালির ভেতরে যে আ শামুক, ঝিনুক এগুলো পাওয়া যায়, সেগুলো কুড়াতে কিন্তু বেশ ভালো লাগে।
পাথর। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আর রাতের বেলা সমুদ্রের পাশে কিন্তু অনেক আরকি seafood items ও পাওয়া যায়। তো এটাও একটা মজার জিনিস। কারণ আমি এর আগেরবার যখন গিয়েছিলাম
জি, জি। হ্যাঁ, আমার, আমি ১ম বার আ গিয়ে কিন্তু ক কক্সবাজারে গিয়ে ১ম বারের মতো কাঁকড়া খেয়েছিলাম এবং আমার কাছে বেশ ভালো লেগেছিল।
হ্যাঁ, আরকি কাঁকড়া কি fry টা খেয়েছিলেন? না barbecue টা?